উম বুঝলাম বিষয়টা। তো অনেক সময় আসলে দেখা যায় এইসব গানের মধ্যে নিজেকে হারিয়ে দিলে বা নিজেকে নিয়োজিত রাখলে এই যে মানসিক চিন্তা বা মানসিক যেসব মানি পরিস্থিতি চলে আসে হঠাৎ করে কঠিন পরিস্থিতি সেগুলো আসলে কিছুটা হলেও মানি ভুলে থাকা যায় আরকি। তো আসলে আপনি কী বলবেন, এইযে যারা এইযে সোশ্যাল মিডিয়ায় বা আপনি ধরেন এখন কর্মব্যস্ততার জীবনে যেটা রয়েছেন আরকি বা যে কাজে আপনি নিয়োজিত আছেন। তো আগের মত করে কি এই গান শোনা বা গানের উপর যে আবেগ সেটা কি আগের মতোই কাজ করে নাকি এখন আপনি ম বলবেন যে আপনার মধ্যে পরিবর্তনটা এসেছে?
একদম ঠিক। জি। পরিবর্তন কিছু এসেছে এটা স্বীকার করতেই হবে। আবেগ এখনো আগের মতোই আছে। গান শোনাটা হয়তো আগের মত অত বেশি নেই। কম বাট স্টিল ভালোই শোনা হয়। পরিবর্তন অ্যাকচুয়ালি অনেক এসেছে। পরিবর্তনের ক্ষেত্রে আমি যেটা খেয়াল করছি জি, জি যে আমার বয়স যখন ৩০ আপ হওয়ার পর থেকে আমার সফট গানের প্রতি আগ্রহ বেড়ে গিয়েছে। সো আগে যেটা ছিল ইয়ং থাকা অবস্থায় হচ্ছে মেটাল, রক, প্রগ্রেসিভ রক ইত্যাদি গান শোনা হতো। Metallica, আরসেল, Megadeth, ব্লাক এগুলা বেশি শোনা হত। এখন কিন্তু ক্লাসিক গানের প্রতি আগ্রহটা তুলনামূলক বেশি। একটু রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, ইভেন আরো যদি ভারতনাট্যম থেকে শুরু করে আরো অনেক ধরনের রিলেটেড যে গানগুলো আছে খেয়াল এগুলোর প্রতি আগ্রহ আগের চাইতে আসলে বেশি এবং আগে যেটা হতো শুধু গানের প্রতি ডেডিকেটেড কিছু সময় ছিল। ঘুম থেকে উঠে জাস্ট গান শোনার উদ্দেশ্যে গান শুনতাম। এখন বেশিরভাগ গান শোনা হয় কাজ করতে, করতে। যেমন হয়তো মনিটর একটাতে YouTube চলছে আরেকটাতে আমি কাজ করছি। এইভাবে কিন্তু গান শোনাটা বেশি
আচ্ছা। ওকে। জি। যেমন? বাহ! <chuckles> আচ্ছা। হুম, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম, হু। আচ্ছা। আচ্ছা। মানি কাজের ফাঁকে, ফাঁকে গানটা শোনেন আরকি এটাই।
জি, কাজের ব্যাকগ্রাউন্ড হিসেবে গানটা চলতে থাকে। নট ফুল ফোকাস টা ওখানে।
আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। সেটা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কাজের ফাঁকে বা অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ হাঁটছে বা কেউ হয়তো কোনো কিছু একটা করছে। এর ফাঁকে যেয়ে গান শুনছে বা নিজেকে কোনো একটা বিষয়ে বিয়োজিত মানে নিয়োজিত রাখছে আরকি। তো আপনি এই যে ধরেন গান শুনেন বা গান আপনার এই যে জীবনে একটা প্রভাব এনেছে। তো এমন কোনো ধরেন জীবনে কোনো সিদ্ধান্ত এসেছিল যেটা আসলে আপনি গান থেকে বা গান শুনে সেটা আসলে সিদ্ধান্তটা নিতে অনুপ্রেরিত হয়েছিলেন। এমন কোনো মুহূর্ত হয়েছিল আপনার জীবনে?
হু, হু।